হ্যাঁ, হ্যাঁ। এটা যদি আলোচনা হয় বা এটা যদি ধরেন। আ একটু ধরেন এটার দিকে নজর দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু মানে সংস্কৃত তো বাঁচবে, বাঁচবে। এটার কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ ইমপ্যাক্ট ও আছে। যেমন শুরুর দিকে আমি যে কথাটা বললাম যে, "আ ধরেন দিন তারিখের হিসাবটা, আসলে ধরেন বাংলা মাসে রাখা হয়।" তো আ মানে আমাদের যে ঋতুগুলো, ৬ টা ঋতু যে বলা হয় বা ধরা হয়। সেই ৬ টা ঋতু কিন্তু বাংলা মাস থেকে আসছে। সেটার সাথে কিন্তু ইংরেজি হ্যাঁ, হ্যাঁ। ইংরেজির মাসের সাথে কিন্তু সেটা কোন কানেকশন নেই। তো আ যখন আসলে কেউ বাংলা মাসগুলো জানবে। সে বাংলা ঋতুগুলা বুঝতে পারবে এবং ঋতুর সাথে মূলত কৃষি জমির বা কৃষি যে পেশাটা আসে আছে সেটার কিন্তু সরাসরি কানেকশন। যে বর্ষাকালে আসলে ফসলটা একটু ভালো হবে বা গ্রীষ্মকালে হচ্ছে যে, পানিটা শুকিয়ে যাবে জমির বা শীতে দেখা যাচ্ছে যে সবজি জাতীয় ফলগুলো ভালো হবে। যখন আসলে সেই ট্রেস গুলা রাখতে পারবে কেউ। সেই তারিখের ট্রেস গুলা রাখতে পারবে এবং আ ওই যে তেতো জিনিসটা ওই সময়টাতে পাওয়া যাবে বা এরকম বছর আরো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। প্রায় সবগুলাই হচ্ছে হ্যাঁ। সবগুলাই হচ্ছে এরকম ঋতুভিত্তিক সবই ঋতুভিত্তিক। এ দেখা যাচ্ছে যে যত ধরনের ফসল হয়। মূলত কৃষি পেশার সাথে যারা জড়িত থাকে বা থাকতে চায়, সে গ্রামে থাকুক বা শহরে থাকুক। তাকে অবশ্যই সেই সময়টার হিসাবটা রাখতে হয়, হ্যাঁ? তো এই জিনিসটা বাংলাদেশে হয়।
জ্বি, জ্বি। অবশ্যই! জি। একদম। জ্বি, জ্বি অবশ্যই। বাংলা মাস থেকে ভিত্তি করে। আ হ্যাঁ। জ্বি। আচ্ছা, আচ্ছা। একদম, একদম। একদম। জ্বি। তখন সংরক্ষণ করে রাখাটা, জ্বি। জ্বি, জ্বি? জ্বি। মনে বাংলাদেশী যে তারিখটা আছে, সে তারিখটা মানে খুবই গুরুত্বপূর্ণ বোঝাই যাচ্ছে। যেমনটা আপনি বলছিলেন যে, "কোন সময় কোন ফল বা সবজি বা আম" যেমনটি বলছেন, "তেঁতো জিনিসেরও কিন্তু একটা সময় থাকে।" তো উম বোঝাই যাচ্ছে যে, আস এই বাংলা তারিখটা কতটা জরুরি এবং এই যে ঐতিহ্যর সাথে যে আপনি যেমনটি বলছেন, এই তারিখটাও কিন্তু দেখা যাচ্ছে স বরাবরই জরুরি। মানে যেমনটি করে আপনি ব্যাপারটা বু তুলে ধরলেন। আপনার পরিবারের যে ঐতিহ্যটা। এখনও যে অটুট আছে এবং আ এই যে তারিখটাকে এত গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে এবং শুধু তাই নয়, তারিখের কারণে দেখা যাচ্ছে, যে দেশে থাকা হচ্ছে, সেই দেশে কোন ঋতুতে কী হচ্ছে না হচ্ছে সেটার একটা গভীর জ্ঞান আপনার ভিতরে আছে। কিন্তু আস আসলে বলতেই হয়, "আপনি কিন্তু প্রশংসার দাবিদার এবং চমৎকার লেগেছে আপনার সাথে এই বিষয়গুলা নিয়ে কথা বলতে পেরে!" আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
সময় থাকে রাইট, হ্যাঁ। হুম। একদম, একদম, হ্যাঁ। হুম। হুম। হুম। হু, হু, হুম।